তাই না? আপনি কি গেছেন কখনো কাশ্মীর?
জি, জি অবশ্যই। না আমি যাই নাই বাট টিভিতে দেখেছি অনেক YouTuber এর vlog দেখেছি। তো বলা যায় যে কাশ্মীর আসলে আমারও একটা জায়গায় যাওয়ার স্বপ্ন। কিন্তু যদি আমি দেশের কথা বলি, তো আমার দেশে একটা একটা গন্তব্যে যাওয়ার আমার খুবই ইচ্ছা, ভ্রমণে যাওয়ার। যেখানে আমি যেয়ে মানে দিনের পর দিন থাকবো, খাবো, ঘুমাবো আর কোন কাজ করবো না। তো ওই স্বপ্নের জায়গাটি হচ্ছে খাগড়াছড়ি। তো এই খাগড়াছড়ি যে জায়গাটি আসলে আমার খুবই পছন্দ কেন? ওই জায়গাটি আসলে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি কোলাহল ম মানে মানুষের কোলাহলমুক্ত। শুধু প্রকৃতি। এই যে একটি, এহ প্রকৃতির যে একটি গম্ভীর ভাব, গভীর একটি ভাব। তো ওই যে উম খাগড়াছড়ির জায়গাটি আমার খুবই পছন্দ। তো আমি টিভিতে অনেক দেখেছি বাট বাস্তবে কখনো যাওয়া হয় নাই। তো ইনশাল্লাহ আমি, অ্যা সামনে ইনশাল্লাহ যাব। ওইটি আমার স্বপ্নের গন্তব্য বললেই পারেন। তো আ
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। হুম, উম আসলে ঠিকই বলেছেন, আপনি। আমারও কিন্তু কা আমি, আমি সিলেট অঞ্চলে গিয়েছি আমার বাংলাদেশের বলতে পারেন। অ্যা তো আমার কিন্তু শখ আছে যে আমি এই কক্সবাজার বলেন, খাগড়াছড়ি, বান্দরবান তো এগুলোতেও আমার যাওয়ার খুব শখ আছে, ইচ্ছা আছে। আগে দেশেরটাই হয়তো পূরণ করা উচিত তারপরে হয়তো বিদেশ নিয়ে ভাবা যাবে। <chuckles> হুম।
জি। জি, জি অবশ্যই। জি, জি অবশ্যই। জি, জি অবশ্যই। আচ্ছা আপনি যে কাশ্মীরের কথা বললেন, তো আপনি যদি কখনো কাশ্মীর যান সেক্ষেত্রে আপনার মানে কোন বিষয়ে আপনি অভিজ্ঞতা বা কাজটি সবচেয়ে বেশি উপভোগ করবেন কাশ্মীরে যাওয়ার পর?
হু, হুম। হুম। আসলে কি এই যে জম্মু কাশ্মীর আমরা যেটা শুনি ২ জায়গায় ২ টা যেটা খুবই এখানে কিন্তু আমার মনে হয় কাশ্মীর একটা প্রচুর
জি, জি।